আ তো ঠিক আছে, তবে অ্যা কান্না মানে যে আপনি হেরে গেলেন, ব্যাপারটা এমন নয়। আ তবে কাঁদাটা এখানে নিয়ন্ত্রণের ব্যাপার হচ্ছে যে, আ অন্যের সামনে না কেঁদে, এ একা, একা চুপি, চুপি কাঁদা, এটাও এক প্রকার আবেগ নিয়ন্ত্রণ বলা যেতে পারে। হ্যাঁ। তো আর হয়ে ওঠে না, হ্যাঁ, হ্যাঁ। তবে, আ আপনি যে মনে করেন যে, আ না কাঁদলে হয়ত আপনি শক্তিশালী হতেন, তো এই ধারণাটা বলবো এটা আপনার একটা ইগো বলতে পারেন, আ কারণ কাঁদলেই যে আপনি হেরে গেলেন, এমন নয়। কেঁদেছেন তাতে কী হয়েছে? আর কেউ যদি আপনাকে আ কোনো কারণে কষ্ট দিয়ে থাকে, পরিবারের কেউ হতে পারে, আত্মীয়স্বজন হতে পারে, ফ্রেন্ডরা হতে পারে। তো ইচ্ছাকৃতভাবে কষ্ট দিলে, এটা কিন্তু তার ব্যর্থতা। এটা কিন্তু আসলে আমাদের ব্যর্থতা না। হ্যাঁ, সে কষ্ট দিয়েছে। সে আসলে অমানবিক আচরণ করেছে আমাদের সাথে। হ্যাঁ, এটার জন্য আমরা দায়ী না। তো আমি যদি অপরাধী না হই, তাহলে অবশ্যই আমি আ এখানে ওইভাবে কান্না করবো না। আর কান্না যদি করেও ফেলি, আমার মনে হয় যে এটা অপরাধ হবে না, এটা ভালো দিকই হবে। হ্যাঁ।
উম জ্বি। জ্বি। জ্বি। একদম ঠিক বলেছেন। যেটা আসলে সবসময় হয়ে ওঠে না। জ্বি। হুম। আচ্ছা। হুম। উম জ্বি। জ্বি। জ্বি। হুম। আচ্ছা। হুম। আচ্ছা, কিন্তু আমি হচ্ছে আপনার কাছে একটা বিষয় জানতে চাই। আ যেহেতু আপনি আসলে আমাকে খুব ভালো পরামর্শ দিচ্ছেন, এই বিষয়ে হয়ত আরেকটু ভালো বলতে পারবেন যে, আসলে যখন এমনটা ঘটে যে প্রচণ্ড কান্না পাচ্ছে কিংবা প্রচণ্ড আবেগ আসলে আমাকে ঘিরে ধরেছে, তখন আসলে কোন কাজগুলো করলে আমি আমার এই আবেগগুলোকে আসলে নিয়ন্ত্রণ করতে পারি বলে আপনার মনে হয়?
হুম। হুম। হুম।